জ্বী, আমি আসলে সকালবেলা হাঁটতে অ্যা যাই। আ তো, আমার আসলে আ যদি বলি যে আমার একেক অ্যা থাকে না যে ঋতুতে, আমার কিন্তু একেক রকম আ মানে মনের ইচ্ছা প্রকাশিত হয়, যখন আমি প্রকৃতিকে দেখি। বিশেষভাবে যদি বলি যে এখন, উম এখন তো প্রচন্ড আসলে কৃষ্ণচূড়া ফুটেছে। অ্যা তো যখন আমি আসলে হেঁটে যাই, দেখি কৃষ্ণচূড়া সব সবগুলো ফুল আ লাল হয়ে আসলে মাটিতে পড়ে থাকে। এবং সেই লাল রংটা দেখে আমার কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ভাবনা হয়। মানে একটা উচ্ছ্বাস মনে কাজ করে। আ এবং আরো একটা সময় হচ্ছে, সোনালু গাছ আপনি হয়তো চেনেন। আ সাদা কাল অ্যা হলুদ কালার এর।
উঁ, হু। হুম। রাইট। হ্যাঁ। বাহ! হু, হু। হুম, হুম। আচ্ছা।
তো, ওই একই জায়গায় কিছু সোনালু গাছও আছে। মানে হলুদ রঙের ফুল ফোটে এবং সকালবেলা আপনি যদি হাঁটতে যান, দেখবেন পুরো রাস্তাটা হলুদ হয়ে আছে। তখন কিন্তু আমার একটু ডিফরেন্ট মানে আমার ইচ্ছা হয় একটু বসে থাকি। আ একটু সেই গাছগুলো দেখি, একটু ছবি তুলি। আ হলুদ রং ট মানে হয় না যে বিভিন্ন রং কিন্তু মানুষের মনে, বিভিন্ন রকম কিন্তু অনুভূতি তৈরি করে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। হুঁ, হুঁ। বাহ! হু, হু, হু। ডেফেনেটলি কিছু, কিছু, আ রং মানুষের মনকে খুশি করে দেয়। কিসি অ্যা কিছু, কিছু, মানহো অ্যা রং হচ্ছে, কিছু মন খারাপ করে দেয় অনেক ক্ষেত্রে। অ্যা বিশেষ situation এর উপর ডিপেন্ড করে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন করে। অ্যান আপনি যেই, হলুদ রঙের গাছটার কথা বললেন, এটার ফুলটা কি ছোট, ছোট, একটু এবং আম কি বলব, পাতাগুলো একটু লম্বা, লম্বা এরক থোকায়, থোকায়, ধরে আচ্ছা। আমি মেবি
আন জ্বী। জ্বী। উম জ্বি। হু, হু, থোকায়, থোকায় ধরে। মানে, এইটাকে অনেক কিছু বাংলায় মনে হয় বলে যে, সোনালু ও বলে আমরা অনেক জায়গায় হচ্ছে বান্দর লাঠি নামেও পরিচিত এবং এই গাছটা <scoffs> জ্বি। কারণ হচ্ছে এটার যে বীজ হয়, অ্যা সেটা হচ্ছে কিছুটা সাজনা, আমরা যে সাজনা খাই, তেমন অনেক লম্বা হয় এবং কালো রঙের মানে খুবই শক্ত একটা লাঠির মতো। তো ওইটার জন্য বান্দর লাঠি জ্বি।
আচ্ছা <scoffs> আন্তরা ইমপ্রেসি নাম বাহ! হুঁ, হুঁ। হ্যাঁ! এইবা এবার চিনতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি চিনতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। <scoffs> বান্দরলাঠি আচ্ছা মানে এদিকে সোনালুই হয়তো বলে। আমি এ গাছটা চিনতে পেরেছি, নামটা ফুলের নামটা এখনো আমাদের এদিকে কি বলে আম I'm not sure but definitely এ গাছ খুব সুন্দর আসলে। আমাদের এদিকে অ্যা নদীর পাড় দিয়ে আমাদের হচ্ছে যশোর অঞ্চলে, আ কোর্টের অপোজিট এ কিছু কৃষ্ণচূড়া গাছ ছিল। সে এবং ভ্যারাইটিজ ফু আমার রঙের ফুল ধরত আরকি। কোনটা গাঢ় লাল, কোনটা হালকা লাল, কোনটা একটু কমলা, কোনটা একটু খয়রি, কোনটা একটু হল হলদে এরকম আরকি। তো এই সময় যখন রাস্তা আ দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যেতাম, তো অদ্ভুত একটা অনুভূতি হত। Unfortunately আ উন্নয়নের নামে সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন এই জায়গাটা গেলে খুব মনটা খারাপ হয়ে যায় আসলে। আগে যখন ওই রাস জি, জি।
জ্বী। জ্বি। জ্বি। আচ্ছা। আচ্ছা। হুম। জ্বি। জ্বি। জ্বি। আচ্ছা আপনি আমি যদি একটু জানতে চাই এ কি বেতনা নদীর কথা বলছেন?
উম-হুম।